আসলে, ঘুমটা তো মানুষের জন্য খুবই জরুরি। কারণ আ সঠিকভাবে ঘুম না হলে দেখা যায় যে, পুরো দিনটা ক্লান্তিকর থেকে যায় এবং আ কাজের যে, প্রোডাক্টিভিটি সেটাও আসলে নষ্ট হয় এবং যেই মানের কাজ হওয়া উচিত, সেই মানের কাজগুলো এই ঘুম কম হওয়ার জন্য, হয় না। তো অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি জরুরি। জি।
একদমই ঠিক। একদম, একদম। <chuckles> একদমই ঠিক। একদমই! বেশ অ্যা দারুন এবং চমৎকার ভাবে বললেন, যে, অ্যা ঘুমের যে, ব্যাপারটা সেটা আসলে, আ মানসিক স্বাস্থ্যের সাথে উতপ্রেতভাবে জড়িত। যার কারণে এটা আসলে খুবই দরকার যেমনটা আসলে আপনি আ বোঝাতে চেয়েছেন। তো ঘুম কম হলে, আপনার দিনটা সাধারণত কেমন কাটে?
হুম। জি, জি, জি। হু, হু, হু, হুম। <chuckles> আসলে ঘুম যদি কম হয়, দেখা যায় যে, অনেক সময় আম অনেক বেশি কাজের ব্যস্ততা থাকে। দেখা যায় আম একেবারেই মানে ১ ঘন্টা বা ২ ঘন্টা ঘুম হচ্ছে সারাদিনে, ২৪ ঘণ্টার মধ্যে। তো, সেই দিনগুলা আসলে খুবই কা মানে ক্লান্তিকর হয়ে যায়। তো, দেখা যায় যে, অ্যা হ্যাঁ, হ্যাঁ, আ বোরিং টাইপের ঠিক না। ক্লান্তিকর হয়ে যায়। যে, খুব ক্লান্ত লাগছে যে, এত কাজের মধ্যে ঘুম হচ্ছে না ঠিক করে। তো ওই ক্লান্তির জন্য দেখা যায় যে, মেজাজটাও একটু খিটখিট করতে থাকে। তখন মনে হয় যে, কেউ একটা ভালো কথা বললেও ভাল লাগছে না। তো, ওইটা অনেক সমস্যা হয়। আর আসলে ঘুমটা properly না হলে, পরের কাজগুলোও কিন্তু সেটার মধ্যে একটা impact পড়ে। কাজগুলোও পরে ভালো হয় না। তো, ঐরকম একটা ব্যাপারও হয়।
হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আ ব্যা বোরিং টাইপের কিছু একটা নাকি? আচ্ছা, আচ্ছা। একদমই, একদমই। <chuckles> একদমই ঠিক বললেন। একদমই, একদমই।

হুম, হুম আ আচ্ছা, সেটা যদি হয়, সেটা আসলে অ্যা মাঝে, মাঝেই মাঝে মা মধ্যেই হয়ে থাকে আসলে এটা, কি করব? আমাদের তো আসলে দৈনন্দিন জীবনে কাজ অনেক বাড়ছে, চাপ থাকে। তো অনেক ক্ষেত্রেই হয়, দেখা যায় আমি আবার কখনোই মানে অকাজে মানে ওই যে, মুভি দেখার সিরিজ দেখার জন্য ঘুম নষ্ট করা, ওই ধরনের মানুষ আমি না। আমার যদি আসলেই কাজ থাকে যে কাজটা না করলেই না, সেইটার জন্য যদি ঘুম নষ্ট হয়, সেটার জন্য ঠিক আছে। কিন্তু এই মুভি সিরিজ দেখার জন্য ঘুম নষ্ট করা ওই ধরনের মানুষ আমি না। তো
একদমই, একদমই। <laughs> একদমই ঠিক বল্লেন। আচ্ছা, আচ্ছা। একদম, একদম। মানে অ্যা অন্য ধরনের যে অভ্যাসগুলো বা বাজে টাইপ, ওগুলো আসলে করতে চান না নাকি ঘুমের ক্ষেত্রে? আচ্ছা, আচ্ছা।
হুম। না, না, ওগুলো করতে চাই না। তো দেখা যায় তারপরও কাজের আসলে চাপের কারণে অনেক সময় যেটা হয় আ ঘুমটা কম হচ্ছে। তখন আসলে সারাদিনের একটা ক্লান্তি কিন্তু শরীরে থেকে যায়। এবং যখন আমি কাজ করতে বসি তখন দেখা যায় যে, অ্যা ল্যাপটপটা খুলে বসলেই আমার চোখটা মানে ছোট, ছোট হয়ে যায়। খুলতে চায় না চোখটা ঠিক করে। তো ওইটা একটা সমস্যা হয় যে চোখ খোলা, চোখ খুলতে পারছি না। চোখটা ছোট, ছোট হয়ে তাকিয়ে তা কোনো মতে কাজটা শেষ করছি। আর তখন একটা জিনিস খুব কাজে দেয়, মানে আমি একটু কফি পছন্দ করি। একটু ব্লাক কফি-টফি খেলে একটা আ মানে ক্যাফেইন তো আসলে এটা যদিও স্বাস্থ্যকর উপায় না হুম, হুম, হুম, যদিও এটা স্বাস্থ্যকর কোনো উপায় না আসলে অ্যা এইভাবে ক্যাফেইন ইনটেক করে ঘুমটাকে কাটানোর। তারপরও আসলে কিছু যখন করার থাকে না তখন আ কি করব? তখন এই অ ঘুম কাটানোর জন্য জেজু যেহেতু অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজের প্রেশার থাকে। তখন আসলে ওইভাবে একটু কফি খেয়ে, নিজেকে আবার একটু সতেজ করার চেষ্টা করে আবার কাজে ফেরত যাওয়ার চেষ্টা করি আরকি।
একদমই ঠিক বললেন। <laughs> একদমই, একদমই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর একটা বা সতেজতা চলে আসে। একদমই ঠিক বললেন। একদম, একদম।